এইটা কিন্তু বেশ চমৎকার বলেছেন। বিশেষ করে প্লাস্টিকের যে আ ব্যবহারটা কমানোটা যে কতটা জু মানে গুউ মানে গুরুত্বপূর্ণ আপনার কথাটা শুনে কিন্তু পুরোপুরি বোঝা গেলো। তো এই যে আপনি যে এরকমটা পদক্ষেপটা নিচ্ছেন আসলেও আ এটা তো আসলে একা পদক্ষেপ নিলে সম্ভব নয়। তো এই প্লাস্টিকের ব্যাপারে তো দেখেছি যে সরকারও বেশ সজাগ হয়ে সজাগ হয়েছে এবং বেশ পদক্ষেপ নিচ্ছে। তো আপনার কি মনে হয় এই লক্ষ্যে পৌঁছানো সম্ভব যেভাবে প্লাস্টিকের দমনটা পুরোপুরি সম্পূর্ণভাবে শেষ করা যেতে পারে?
ঠিক। আসলে দেখেন প্লাস্টিক কে যদি আমরা দমন করতে চাই না তাহলে কিন্তু আমাদের অবশ্যই উচিত আ যে আ আমরা কিন্তু আ ব্যা সবচেয়ে বেশি কম অ্যা ব্যবহার করব আর তার সাথে, সাথে রিসাইকেল করতে হবে। আর এই সচেতনের যে বিষয়টা এটা কিন্তু মূলত হয়ে থাকে কারণ আ আমরা কিন্তু জিনিসটা জানিই না। যেরকম অ্যা একটা ক্যাম্পেইন কিন্তু সরকার করেছিল যে যক্ষা ভালো হয়। তো এটা কিন্তু অনেক পুরাতন কিন্তু এখনো আমার মনে আছে বা অনেক মানুষেরই কিন্তু মনে থাকে। তো এরকম যদি ভালো আ বিজ্ঞাপন করা হয় বা ক্যাম্পেইন করা হয় তাহলে কিন্তু খুব সহজে দেখবেন যে এই যে শহরটাতে প্লাস্টিক কিন্তু আপনি কম ব্যবহার করবেন। আর এতে কিন্তু যে মাটির কিন্তু অবস্থা ভালো হবে আর গাছপালা কিন্তু তখন বেড়ে যাবে।
জি, জি। আচ্ছা। একদম ঠিক বলেছেন। জি, জি অবশ্যই। কমে যেতে পারে সংখ্যাটা তো একদি আচ্ছা, আচ্ছা। অ্যা চমৎকার বলেছেন, বিশেষ করে আপনি যেটা ক উদাহরণ দিলেন যক্ষা ভালো হয় এটা কিন্তু আসলে অনেক মানুষের কানে, কানে বাজে এবং এটা নিয়ে অনেকে এখনও কথা বলে তো আসলেও এখানে একটা বিষয় থাকে সেটা হচ্ছে যেমনটি আপনি বলেছেন, যে আ সরকার কিছু উদ্যোগ নিচ্ছে তো আচ্ছা উদ্বেগ যে নিচ্ছে উদ্বেগের মাধ্যমে তো দেখা যাচ্ছে যে অনেকের মানে তো মানে একটা দুর্ভাগ্যবশত তারা এই পুরোনো অভ্যাসগুলো ছাড়তে পারছে না। তো এই পুরোনো অভ্যাস যারা ছাড়তে পারছে না ওদের ক্ষেত্রে আসলেও কী করণীয় এবং আ কীভাবে এই যে আ তারাই মানে ওদেরকে মানে নিরুউত্সাহিত করা বা পদ্ধতি আছে কি ওদেরকে এখান থেকে বের করানোর?
দেগ নিচ্ছে হ্যাঁ। অবশ্যই আপনি যদি দেখেন মানুষ কিন্তু সচেতন হচ্ছে বা জানছে কিন্তু এটার উপর না কোন প্রয়োগ করছে না। আর মানুষের যেই মূল সমস্যা সেটা হল কি মানুষ ভাবে যে অন্য কেউ তো করছে না। অন্য কেউ তো ফেলাচ্ছে আমি কেন আ আ ময়লা ফেলাবো না বা এই যে সমস্যা করবো না। তো এক্ষেত্রে আমাদের কিন্তু উচিত যে আপনি এটা বুঝেন যে এই যে প্লাস্টিক ব্যবহার করলে বা গাছপালা যদি আপনি কেটে ফেলেন তাহলে কার সমস্যা হবে? ভবিষ্যতে কিন্তু আপনারই সন্তান বা আপনারই কিন জি, ভবিষ্যতে প্রজন্মের কিন্তু সমস্যা হবে। তো সেক্ষেত্রে আমরা যদি জিনিসটা নিতে পারি যে হ্যাঁ, আমরা যদি নি মানে নিজের সন্তান বা নিজের পরিবারের ক্ষতি না করতে চাই তাহলে ভালো উদ্যোগ নিয়ে যতটা কম সম্ভব এই যে প্লাস্টিক ব্যবহার করা তার সাথে, সাথে আ বাসায় গাছপালা লাগানো বা বাইরে গাছপালা লাগানো আ বা অনেকে কিন্তু এখন দেখবেন যে ছাদে কিন্তু বাগান করে রাখে। বাগানের সাথে, সাথে কিন্তু আ সবজিও কিন্তু এখন ছাদেই কিন্তু অনেকে খাচ্ছে এটা কিন্তু
জি, জি। আচ্ছা। ওহ চমৎকার বলেছেন। জি, জি, জি। জি, জি। ভবিষ্যৎ প্রজন্ম, অবশ্যই। জি, জি। জি, জি। একদম। ঠিক, জি, জি। নিজের ঘরের সবজি নিজেই খাচ্ছে।
একদম ঠিক। এটাতে কিন্তু কোন ফরমালিন কিন্তু থাকে না।
জি, জি।